সেটাই হলো একটা ব্যাপার। আ হুম। আর আমি মনে করি যে ভাই আ ভালোবাসার মতো ভালো অনুভূতি আর কোথাও নাই। আরেকটা ব্যাপার হল ভালোবাসার মতো খারাপ অনুভূতিও আর নাই। কারণ একটা পর্যায়ে কিন্তু আসলে নিজেকে রিগ্রেট লাগে। আ মে যে স
হাই। দুঃখের ব্যাপার কিন্তু। আচ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই যে একটা মানুষের দরকার হয়। যে আ ভালোবাসা থাকলে কি হয় মনটাও মনে হয় যে একটু অন্যরকম ফুরফুরে থাকে মেজাজটা সবসময় ভালো থাকে। আ তো ভাই আরেকটা জিনিস আমি ভাবছিলাম সেটা হচ্ছে আ গিয়ে একটা জিনিসকে আপনি আ ভেবেছেন যে আ শুধু কিন্তু মানুষ না। একটা মানুষের অবয়ব বা একটা মানুষই দরকার ভালোবাসার জন্য বা ভালো লাগার জন্য। আমার কিন্তু এরকম মনে হয় না। আমার মনে হয় যে আ ভালোবাসা যেকোনো একটা আ মানে যেকোনো কিছুর ভেতরে আসতে পারে। যেমন হচ্ছে গিয়ে বন্ধু, পরিবার অভিয়াসলি পরিবারের সবাইকে আমরা ভালোবাসি, বন্ধুদেরও ভালোবাসি। তারপরে হচ্ছে গিয়ে আমি একটা মনে আমি মনে করি যে একটা আ ভালো একটা আমার পেট বা আমার পোষ্য বা প্রাণী এরকম কিছু একটা আছে। হয়তো একটা খরগোশ বা একটা কুকুর এই টাইপের কিছু একটা আমি পুষছি। তো তার প্রতিও কিন্তু আমাদের একটা বেশ ভালোবাসা বা ভালোলাগা চলে আসে। এরপর হচ্ছে গিয়ে তারপরে আমার পছন্দের কাজটা আমা আমার কিন্তু অনেক সময় এরকম হয়। অনেক সময় না প্রায় এরকম হয়। তো আমার যে পছন্দের যে ব্যাপারগুলো আমার যে বেস্ট ফ্রেন্ড তার প্রতি আমার অন্য রকমের একটা টান প্লাস আ আমি হচ্ছে গিয়ে ভীষণভাবে আ আ কুকুর পছন্দ করি। আ পোষ মানে আমি নিপোষি তো তাদের তার উপরেও কিন্তু আমার বেশ মানে অন্যরকম একটা ভালোবাসা সবসময়ের জন্যই থাকে। তো তারপ উ হ্যাঁ, হ্যাঁ ভাই।
হুম। জি, ভাই। হুম। হুম। হুম। উ হু। উ জি ভাই। উ হু। উম জি। হ্যাঁ ভাই। হুম। হুম। জী। হ্যাঁ, হ্যাঁ ভাই, সেটাই। ব্যাপারটা হলো যে আপনার আমার বাসায় ইয়ে আসে, আ আমার ২ টা মেহমান আছে বেড়াল। তো এই ২ জন আসলে ঘুরতে আসলে আমার অসম্ভবণ ভালো লাগে।
হ্যাঁ, হ্যাঁ। মেহমান আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছেন। আ ও ওদের প্রতিও কিন্তু একটা অদ্ভুত রকমের ভালোবাসা বা অদ্ভুত রকমের একটা টান কাজ করে সবসময়ের জন্য। মানে কখনো মনেই হয় না আমরা কিন্তু ট্রিট ও করি ওদের সাথে এরকম যে এইযে আপনি বললেন যে আমার বাসায় দুটো মেহমান আসে। আ মেহমান তো সম অ সাধারণত আমরা মা মানুষদের বুঝাই। তো আমরা কিন্তু তাদের সাথে এরকমও ট্রিট করি যে মনে হয় যেন সে আমার বন্ধু বা সে আমার একজন মানুষের মতোই কিন্তু তাদের সাথে আমরা আ বিহেভ করি। তাই না?
আসলে ভাই হু, হু। উ জি। হু, হু। উহ হুম, হুম। একদম ভাই। এটাই হলো ব্যাপার। তবে আপনার ভালোবাসার যে ব্যাপারটা আছে, আ যদি একটু অন্যভাবে বলি তো ভাই ভালোবাসার মতো আসলে ভালো জিনিস আর কোনো কিছু পৃথিবীতে নাই। আ ভালোবাসার পরে আসলে যে প্রত্যাশা না রাখার যে ব্যাপারটা সেটাই আসলে সবথেকে বড় ব্যাপার ভাই আমার কাছে।
ভালো জিনিস আর নেই। হ্যাঁ, হ্যাঁ ভাই ঠিক বলেছেন। ব্যাপারটা। স আ বড় ব্যাপার হ্যাঁ। প্রত্যাশা যদি না থাকে তাহলে আমার মন আমার মনে হয় যে ভালোবেসে কষ্ট পাওয়ার মতো কোনো ব্যাপার-ট্যাপার নাই। কারণ প্রত্যাশা না থাকলে কোনো দুঃখ পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই নয় কি?
হুম, হুম। উহ সেটাই ভাই, সেটাই। সেটা আর ভালোবাসা আরকি সবথেকে ভালো দিক হলো ভাই ওয়ান সাইড এর যে ব্যাপারটা ভাই। কারণ অপর অপর দিক থেকে কোনো ফিলিংস নাই। আর আপনি ওইটা নিয়ে মাথাও ঘামাচ্ছেন না যে ব্যাপারটা সেটা আর কি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার ভা
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অইত মাথাও ঘামাচ্ছে না।